আচ্ছা মোটিভেশন কমে গেলে আপনি কিভাবে নিজেকে উজ্জীবিত করেন?
হুম, আচ্ছা মোটিভেশন কিন্তু আমার প্রায়ই এরকম দেখা যায় যে, নিজেকে খুব ডাউন ফিল হচ্ছে, এখন ভালো লাগছে না। এই সময় কিন্তু আমি আ খুব একটা তাড়াহুড়ো করি না। যে এখনই আমার ঠিক হতে হবে। আমি প্রথমত যেটা করি, আমি নিজেকে খুব টাইম দিই। যে এখন মন খারাপ হচ্ছে, আচ্ছা আ বা খুব কান্না পাচ্ছে, ঠিক আছে? ঐ সময় আমি কাঁদবোই। এরকম না যে, ঐ আমার ওই ইমোশনটাকে আমি কোন গুরুত্ব দেব না। আমি ইমোশনটাকে গুরুত্ব দিয়ে চুপচাপ থাকি। তারপরে অন্য ব্যবস্থা নেই।
জি, জি। জি, জি। আচ্ছা। আচ্ছা বেশ। উম-হুম। বাহ! আ তো আম অ্যা মোটিভেশন যখন কমে যায়, তখন আপনি নিজের মধ্যে কোন ধরনের পরিবর্তন মানে এই শারীরিক, মানসিক নাকি পরিবেশগত, কোন ধরনের কি আসলে আ পরিবর্তন কি লক্ষ্য করেন?
উম-হুম। উম-হুম। অ্যা হ্যাঁ, ভীষণ পরিবর্তন টের পাই। এক তো মন খারাপ থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। অনেক সময় ঘুমও আসে না। আবার দেখা যায় যে, আমার খুব পছন্দের বিষয়, যেটা হয়তো আমি যেকোনো টাইম এ যেকোনো সময় করতে আমার খুব ভালো লাগবে মনটা। দেখা যায় যে ওই টাইম টাতে, তখন ওটা করতেও ভালো লাগে না। আবার আম এক কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। আবার একা থাকতেও যে তখন খুব ভালো লাগে সেটাও না। মানে অদ্ভুত আ খারাপ লাগা তৈরি হয় আরকি।
জি, জি। উম-হুম। জি, জি। হুম। আচ্ছা। আচ্ছা। বুঝতে পারছি একটা অদ্ভুত খারাপ লাগা তৈরি হয়, মানে এমন একটা পরিবেশ তৈরি হয় আপনার মধ্যে যেটা অ অনেক সময় যেটা করতে চাচ্ছেন, সেটা করা হয়ে উঠছে না অথবা যেটা করতে চাচ্ছেন না, একটা দ্বিধার মধ্যে ভুগছেন, মনটা খারাপ হয়ে যাচ্ছে কিংবা ঘুম আসছে না। এইরকম বিষয়টি আপনি বলছেন, তা আপনি কখনো মেডিটেশন কমে যাওয়ায় কিংবা মো মোটিভেশন কমে যাওয়ায় মেডিটেশন উম করার মতন কোনো বিষয়কে <chuckles> বেঁচে নিয়েছিলেন কিনা?
হুম, হুম, হুম। উম-জি। জি, জি, জি। উম-হুম। আন জি, জি। আ মেডিটেশন করার মতো অ উম বিষয় আমি বেছে নিয়েছিলাম। আসলে এইটার আ মানে মেডিটেশন, এই শব্দটা কিংবা মেডিটেশন কীভাবে করতে হয়? এই পুরো ব্যাপারটার সাথে আমি অনেক ছোটবেলায় পরিচিত হই। এটা আমার খালার কাছ থেকে। আ তো উনি করতেন এবং উনি ক্লাস ও করতেন। উনি কোর্স ও করেছেন। আ ত ওনার কাছ থেকে পরিচিত হই, উনি কিছু, কিছু ট্রিকস আমাদের সবাইকেই শিখিয়েছিলেন। উম যে বিপদের সময় কী করতে হবে? বা কীভাবে এই ব্যাপারগুলো করতে পারি? খুব যে আমি অ্যা সিরিয়াস হয়ে এগুলো প্র্যাকটিস করেছিলাম, তা না। তবে একটা সময় আমি খুব অসুস্থ হই, তারপরে আ আবার ওই মেডিটেশন এর একটা কোর্স করি। মানে সেটাতে মেডিটেশন এ আমি গ্রাজুয়েট। তো তারপরে আসলে, আ মানে এই প্র্যাকটিস গুলো আমি যে খুব religiously করি সেটা না, তবে অ্যা টুকটাক অনেক কিছু জানি। আয় তবে breathing আ প্র্যাকটিস যেটা বলে, ব্রেদিং এক্সারসাইজ আ মেডিটেশনের একটা পার্ট, ওটা আমি করি।
আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, বেশ। বেশ চমৎকার। উম-হুম। জি, জি। উম-হুম। আচ্ছা তাই নাকি? বেশ চমৎকার। উম-হুম। জি, জি। জি, জি। না, না। বিষয়টাকে এইজন্যে অবতারণা করলাম যে, আপনি যেমনটি বলছিলেন যে মোটিভেশন কমে গেলে যে একটা মানসিক এ চাপের যে একটা বিষয় কিংবা একটা অস্বস্তির বিষয়, সেখান থেকে আসলে ঐ জায়গাটি জিজ্ঞেস করা। আপনার যখন মোটিভেশন কমে যায় আ তখন অ্যা এই এইযে এইযে ম মানুষের আপনার মতন করে অন্যজনেরও কখনো কখনো মোটিভেশনগুলো কমে যাচ্ছে জীবনে। অ্যা কিংবা জীবন চলার পথে। সেইক্ষেত্রে কি আসলে একটা স্বাভাবিক অবস্থা বলে আপনি মনে করেন?
হুম, হুম, হুম। জি। হুম, হুম, হুম। হ্যাঁ, আসলে বা উ আগের সময় কেমন ছিল জানি না। তবে আমাদের এই ভীষণ ব্যস্ত একটা লাইফে মানে মানুষের জীবনের প্রতিনি প্রতিদিনই কিছু না কিছু recreation এর তো দরকার হয়। কিন্তু আমাদের জীবনের proper recreation যেটা proper বিনোদন যেটা, সেটা কিন্তু নেই। প্রতি আমরা অন্যের লাইফে কী হচ্ছে? সেটা রিলসের মাধ্যমে দেখে স্ক্রল করে অ্যা বিনোদন নিতে চাই। কিন্তু ওটা হচ্ছে যে খুব তৎক্ষণাৎভাবে একটা dopamine রিলিজ করে। তারপরেই আবার বিষাদ শুরু হয়। তো আমার মনে হয় এই কারণে অ্যা এইযে মোটিভেশন পাওয়া যায় না, কমে যায়। এটা এখন খুবই স্বাভাবিক বিষয়। এটা সবারই হয়।
আচ্ছা। হুম, হুম। জি, জি। জি, জি। আচ্ছা, বেশ। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। বেশ মানে আ এমনটি নয় যে এটা আপনার ক্ষেত্রে ঘটছে কিংবা অন্যজনের ক্ষেত্রে ঘটছে। এটা জীবনের সঙ্গে related একটা বিষয় এবং motivation drop এর সময় যেসব কারণগুলো পরিলক্ষিত হয় আপনি যেমনটি বলছিলেন যে, আপনি একটু সময় নেন। তো সেক্ষেত্রে আর কি, কি মানে এই যে সময় নেয়া কিংবা বিশ্রাম নেয়া আ নাকি অন্য কোনো কিছু? Motivation কমে গেলে আসলে সঙ্গে, সঙ্গে কি করা উচিত বলে আপনি মনে করেন? আপনার সম যুক্তিতে এবং অ য যদি মনে হয় অন্যকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের কাজগুলো করা যেতে পারে?
হুম। জি। হু, হু, হু। হুম? আ জি। জি, জি, অবশ্যই। হুম। আমি আসলে প্রথমেই ঐ যে সময় নেওয়ার ব্যাপারটা একটু বলি। মানে সময় কেন নেই? অ্যাঁ কারণ অনেক সময় আ এটা আমি আ বিভিন্ন ভিডিওতে বা পড়েই শিখেছি যে অনেক সময় আমরা হয় কি? যে এখন খুব খারাপ লাগছে। এবার খুব চটজলদি ভালো লাগার কিছু করতে হবে। এটাতে হয় যে আমাদের যে ইমোশন খারাপ লাগছে, খারাপ কেন লাগছে? সেটা যে খোঁজার যে ব্যাপারটা আমাদের ওই মুহূর্তের খারাপ লাগা, কান্না পাওয়ার ওই ইমোশন টাকে আমরা একদমই গুরুত্ব দেই না। ওটা থেকে আমরা পালিয়ে যাই। পালিয়ে গেলে যেটা হয় সেটা আবার ফেরত আসে। তার থেকে ভালো হয় যে, আমার খারাপ কেন লাগছে? সেটা যদি একটা proper কারণ আমি খুঁজে বের করতে পারি তাহলে কারণ খোঁজার process টা যত বেশি বড়ই হোক না কেন solve করার process টা কিন্তু তখন একদম ছোট হয়ে আসে। তো সেটা একটা ব্যাপার। এছাড়াও আবার খুব ছোট, ছোট জিনিসেই আমার খুব ভালো লাগে। যেরকম একটা খুব এক কাপ খুব ভালো চা পেলেও আমার মন ভালো হয়ে যায় আ বা হঠাৎ একটা পাখি দেখলেও মন ভালো হয়ে যায়, ফুল দেখলে
জি, আপনি সেটি বলছিলেন। হু, হু। জি, বেশ, হু, হু। জি। আচ্ছা। হু, হু। বুঝতে পারছি। আচ্ছা। হু, হু। জি। জি, জি। বাহ, চমৎকার! যেমন? বাহ! চমৎকার! হ্যাঁ, ১ কাপ চা সে একটা ভালো আ ইয়ে হতে পারে। হু, হু।
তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করি।
বাহ! চমৎকার। আসলে কখনো, কখনো ১ কাপ চা একটা কারণ খুঁজে পাওয়ারও ক্ষেত্রে অনেকটা আ সহায়ক হয়। একটা নিজেকে রিফ্রেশমেন্ট এর কাজে অনেকখানি সহায়ক আপনি যেমন বলছিলেন। তো এই যে নিজেকে যখন আসলে মোট মোটিভেশন আ করা কিংবা নিজেকেই একটু নিজে মোটিভেট করার জন্য কি কোনো নির্দিষ্ট কোনো ফর্মুলা আছে কিনা? কিংবা আপনার আয়ত্তে আছে কিনা? যেটা আপনি যখন মোটিভেশন কমে গিয়েছিল আপনার জীবনে তখন সেটা প্র্যাকটিস করেছিলেন এরকম করার জন্য? এরকম কোনো কিছু যদি শেয়ার করতেন?
জি। উম-হুম। জি। হুম। হ্যাঁ কিছু, কিছু জিনিস আমি ফলো করি। আ যেরকম অনেকেই বলে যে মোটিভেশনাল স্পিচ এখন একটা খুব কমন একটা জিনিস হয়ে গিয়েছে। আদতে এটাতে কোন লাভ হয় না। জ্বি। তো আমার ক্ষেত্রে কিন্তু মনে হয় যে আমার ক্ষেত্রে বেশ লাভ হয় মোটিভেশনাল স্পিচ গুলোতে। এবং ওখানে কিছু, কিছু টেকনিক ও থাকে। আমার মনে হয় ওগুলোতেও বেশ আ লাভ হয়। আ এছাড়াও ডোপামিন ডিটক্স বলে একটা ফর্মুলা আমি শুনেছিলাম। আ যেটা যেটা থেকে আসলে জি, জি।
উম-হুম। জি, জি। এটি দেখতেও পাওয়া যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন জায়গায়। আচ্ছা বেশ। জ্বি, জ্বি। জি, জি, জি। বলছিলেন আপনি সেটির কথা।
আর তাছাড়াও।
এ এ এই সম্পর্কে যদি একটু বলতেন? ডোটামি ডোপামিন যে সম্পর্কে যদি একটু বলতেন?
আচ্ছা ডোপামিন ডিটক্স টা সম্পর্কে আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে যে আ মানে খুব চট জলদি যেই জিনিসগুলোতে আমরা আনন্দ পাই। হঠাৎ স্ক্রলিং করে হ্যাঁ? বা অ হঠাৎ আমার যে ধরনের ভিডিও ভালো লাগে সেই ধরনের ভিডিও দেখে হ্যাঁ? যেই কাজগুলোতে হঠাৎই খুব মানে খুব আ আমি জানি আন-হেলদি কিন্তু এই আ বার্গারটা খেলে আমার এখন খুব ভালো লাগবে। এই যে
জি, জি। আচ্ছা বেশ। হুম, হুম। গান শোনা। জি, জি। উম-হুম। জি, জি। আচ্ছা বেশ। অথবা চা-টা যেটা চায়ের কথা বলছিলেন কিংবা গান শোনা, হাঁটাহাঁটি এরকম কিছু হতে পারে কি?
জি, জি। তো এই যে তৎ তৎক্ষনাৎ বিষয়টা যে যেটা আমি জানি যে ক্ষতিকর কিন্তু এই মুহূর্তে করতে পারলেই আমার এখন ভালো লাগবে। কিন্তু পরে কিন্তু এটা ক্ষতিকর জেনে আবার বিষাদ তৈরি হবে। তো এই জিনিসগুলোতে কমপক্ষে ১ সপ্তাহর এই জিনিসগুলো থেকে ১ সপ্তাহ একদম ব্রেক নেওয়া। যদি সোশ্যাল মিডিয়া হয় সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সবচেয়ে বেশি ডোপামিন রিলিজ হয়। তো উম সোশ্যাল মিডিয়া যেরকম আমি ব্রেক নেব মানে একেবারেই ব্রেক। সেটা একেবারে পুরো আমার আইডি-টাইডি সবকিছু বন্ধ করে। এই ১ সপ্তাহ আমার যখনই মনে হবে যে আমার এটা করলে আনন্দ হত তা বাদ দিয়ে আমার আ তার সেটার পরিবর্তে আমি বই পড়তে পারি, ভালো কোন কাজ, জার্নালিং পড়তে পারি।
জি, জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি। মানে পরিবর্তন প এ সেটার পরিবর্তে একটা কোনো কিছু হা হাতে তুলে নেওয়া আপনি যেমনটি বলছিলেন। তো আমি একটু একটি ছোট্ট করে জানতে চাচ্ছি যে এই বিষয়ে নিশ্চয়ই আপনার আ ধারণা রয়েছে এবং সেটা সম্পর্কে তো আপনি অবহিত আছেন এজন্য হয়তো সেটা করার জন্য একটা আপনার উৎসাহ কাজ করে কিংবা সেটি করার ক্ষেত্রে আপনার সহজ হয়। অনেকেই তো সেটি জানে না তার জন্য হয়তো একটু আ অন্যরকম হলেও হতে পারে। এই যে মোটিভেশন কমে গেও যাও যখন যায় আপনার, তখন কি সেটা অন্যের সঙ্গে শেয়ার করতে পারেন? নাকি একেবারে নিজের মধ্যে নিজের মত করে সেটা রেখে একটা আ সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন?
জি, জি। জি। জি, জি। উম-হুম। আমি আ শেয়ার করতে পারি না। আমার ক্ষেত্রে যেটা হয় আমি শেয়ার করতে পারি না। কিন্তু আ এই টপিক নিয়ে খুব একটা কথাও বলতে পারি না। নিজের মতো করেই চেষ্টা করি। কিন্তু আমি যদি এই টপিক নিয়ে কথা না বলে আমি একটু চেষ্টা করি যে আমার পরিবারের মানুষজনের সাথে গল্প করতে। সেটা অন্য যেকোনো টপিকে হতে তবে ভালো লাগাটা ফিরে আসে।
আচ্ছা, বেশ। আচ্ছা, আচ্ছা। বেশ। বেশ চমৎকার। হুম, হুম। জি, জি। বুঝতে পারছি। না এটা ও চমৎকার বলেছেন। আপনি যে পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা তাদের সঙ্গে একটু সময় দেয়া। আ সেটি একটি ভালো অ হতে পারে উম মোটিভেশনটাকে অ্যা ফিরিয়ে আনার জন্য বা, কমে যতটুকু গেছে ততটুকু একটা healing power <chuckles> নিয়ে আসার জন্য। মোটিভেশন ক যখন কমে যায় আ তখন কি আসলে লক্ষ্যগুলো যে লক্ষ্যে আপনি চলছিলেন সেই লক্ষ্যটার মধ্যে কি কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয়? নাকি লক্ষ্যগুলো আপনি পাল্টে ফেলেন সেক্ষেত্রে?
অ অনেকটাই লক্ষ্যগুলো বাধাগ্রস্ত হয়। তবে এইক্ষেত্রে কিছু জিনিস যদি মেইনটেইন করা হয় আ যে, আমি যদি আমার বড় লক্ষ্যের কথা এখন না ভেবে যখন মোটিভেশনটা কমেছে, তখন যদি আমার রেগুলার কাজগুলো আমি যদি ফেলে না রাখি to do লিস্ট করে আ বড়, বড় কাজগুলো ছোট, ছোট ভাগে ভাগ করে নিই আ বা, আমি খুব আল আ মানে লম্বা কাজের আ কাজগুলো নেব না। আমি যদি micro tasking করি। আমি ১০ থেকে ১৫ মিনিট কাজ করে ৫ মিনিটে যদি আমি ব্রেক নিই। এইভাবে করে য মানে আমি যেদ যেন আমাকে একেবারেই নিস্তেজ না করে ফেলি। আ তবে এটা থেকে বের হয়ে আসাটা সহজ হয় তখন।
উম-হুম। জি, জি। জি, জি। হুম, হুম। জি, জি। উম-হুম। জি। বুঝতে পারছি। বাহ! চমৎকার বলছিলেন। আসলে টুডু লিস্ট করেন আপনি কিংবা বড় কাজগুলোকে ছোট, ছোট করে ভাগ করেন আপনি, যেমনটি বলছিলেন এবং দুর্দান্তভাবে সেটি বলছিলেনও। আসলে পরিবার কিংবা পরিবারের সদস্য আ যেমনটি আপনি বলছিলেন তাদের সঙ্গে মেশার একটা অ সম্ভাবনা তৈরি হয় কিংবা সেরকম একটা জায়গায় আপনি পৌঁছতে চেষ্টা করেন। এগুলো সঙ্গে, সঙ্গে এইযে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কিংবা হচ্ছে তোমার আ facebook এই যেগুলো হচ্ছে আমাদের সমাজ মাধ্যমগুলো যেগুলো রয়েছে, এগুলো কি মোটিভেশন কমে গেলে কোনো না কোনোভাবে আপনার জীবনে সহায়ক ভূমিকা পালন করে কিনা?
উম জি। আমার ক্ষেত্রে কিছু, কিছু ক্ষেত্রে তো সহায়ক ভূমিকা পালন করে। যে যেটা বলছিলাম যে মোটিভেশন স্পিচ আমার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। এটলিস্ট ওই এতো কাজ করে এবং আমি ই এইযে dopamine ডিটক্স বল বলি আর টুডু ডিস্ক টুডু লিস্ট বলি, এই ব্যাপারগুলো কিংবা হচ্ছে pomodoro পদ্ধতি। এই পদ্ধতিগুলো আমি একদম সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি। তো আমার ক্ষেত্রে আমি বেশ ভালোই কাজ করে।
উম জি। জি, জি। উম হুম। জি, জি। জি, জি। হু। জি, জি। আচ্ছা, তাই? বেশ! তো এই এই যার যারা আপনার মতো করে উম ভুগছে কিংবা অন্যরা যখন মোটিভেশন কমে যাচ্ছে যাদের জীবনে, সেটা হতে পারে আপনার প্রিয় কেউ কিংবা আপনার সহ ও স সহযোদ্ধা কেউ অথবা, অনুজ কেউ, আ যাদেরকে আপনি পরামর্শ দিতে চান, যদি মোটিভেশন কমে গেলে এই করণীয়গুলো স্থির করে যাওয়ার জন্য, সেটার জন্য কি কোনো রুটিন বেঁধে দিবেন? দিলে কীরকম আর যদি আপনার পরামর্শ থাকে সেটা কীরকম হবে?
জি। জি, জি। হুম, হুম। হুম। হুম। আমার পরামর্শ থাকবে যে অ্যা মোটিভেশন কমে এ গেলেও আ মানে কোন কিছু ভালো না লাগলেও আমাদের জীবনযাপনের জন্য যেই গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন ঘুম, খাওয়া একটু ব্যায়াম করা বা সোশ্যাল মিডিয়ার এ ব্রেক নিয়ে আমাদের কাছের মানুষজনের সাথে একটু কথা বলা, একটু মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শোনা। এগুলো থেকে যেন কোনোভাবেই বের না হয়ে আসা হয়। এইগুলো যদি একটু কষ্ট করে কন্টিনিউ করা হয় আমার মনে হয় যে মোটিভেশন বা আগের মতো লাইফটা এনজয় করাটা এ এটা খুব দ্রুতই ফিরে পাওয়া সম্ভব হবে।
জি, জি। জি। ঘুম জি, হ্যাঁ, হ্যাঁ খাওয়া। বাহ! চমৎকার। জি, জি। জি, আপনি চমৎকার করে বলছিলেন যে আসলে ঘুম কিংবা খাওয়া অথবা হালকা হাঁটাহাঁটি ব্যায়াম যেটি বলছেন অথবা সোশ্যাল মিডিয়ায় একটু ব্রেক নেওয়া, এগুলো মোটিভেশনের জন্য দ্রুত প্রভাব ফেলে। এত কিছুর পরেও কেন মানুষ আসলে মোটিভেশন কমে যায়। মানুষের মধ্যে যখন মানুষ জানছে যে তার এতগুলো অপশন রয়েছে। সেই ইচ্ছা করলে এই অপশনগুলোকে ঘিরে এই অবস্থা থেকে তারা উত্তরণ করা সম্ভব। তাহলে কি কোনো না কোনোভাবে মানুষের প্রবাহিত জীবনের এব এ যেমন এই যে বাহ্যিক মোটিভেশন অ্যা ব্যবহার করা যে যে বিভিন্ন যেগুলো আপনি বলছিলেন। তারপরেও কেন আসলে মাস মানুষের মোটিভেশনগুলো কমে যায়? এটার আসলে মূল আ সূক্ষ্ম কারণটা কী হতে পারে জীবনে?
হু, হু। জি। আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় একটা কারণ হতে পারে যে মানুষ মানুষের থেকে অনেক দূরে সরে গেছে। যে আগের যে এখন আমরা দিনের পর দিন হচ্ছে কাছের মানুষের সাথে দেখা করি না, একসাথে বসে কথা বলি না। বাড়ি যারা থাকে তাদের সাথে কথা বলতে চাই না এবং সোশ্যাল মিডিয়ায় স্ক্রল স্ক্রলিংটা একটা রোগের মতো হয়ে গেছে এখন। আমার মনে হয় যে মানুষের সাথে attachment টা এখন অনেক কমে গেছে। সরাসরি কথা বলা। হ্যাঁ? এ এই ব্যাপারগুলো কমে যাওয়ার যাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় কারণ বলে মনে হয়।
আচ্ছা। বেশ চমৎকার! জি। জি। উম, হুম। জি, জি। স্কুল জীবন এয়া এয়া আ এবং কলেজ জীবন এবং একেবারে দাম্পত্য জীবন। কোন জায়গায় আসলে মোটিভেশনগুলো বেশি কমছে কিংবা এ কমে যাওয়ার প্রবণতাটা আপনি বেশি দেখেন?
হুম। আমার কাছে মনে হয় যে স্বাভাবিকভাবে স্কুল জীবন, কলেজ জীবনে আমরা আব না চাইলেও আম আমাদের ফ্রেন্ডের সাথে দেখা হয়। তাদের সাথে আমাদের একটা ফিজিক্যাল টাচ থাকে। আমরা তাদের সাথে গল্প করি, খেলা করি, আ অনেক কিছু শেয়ার করি। তো এখানে আসলে অনেক কিছুর ভিতরে ব্যস্তও থাকি। এর এই জীবনটা থেকে দাম্পত্য জীবনটা একটা drastical চেঞ্জ। তো সেখানে আমার মনে হয় যে সেখানে একটা বিশাল বড় জীবনের চেঞ্জ হয়। আবার অনেক ক্ষেত্রে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হ্যাঁ।
জি, জি। জি। ঠিক বলেছেন। হু, হু। হ্যাঁ। নিশ্চয়ই। যোগ বিয়োগগুলো সেক্ষেত্রে হয়। অনেক ক্ষেত্রে যে সম্পর্কে যোগ বিয়োগগুলো তখন তৎক্ষণাৎ হচ্ছে। আ তো আ আপন কেউ উ যুক্ত হচ্ছে কিংবা কেউ কারোর থেকে দূরে সরে যাচ্ছেন। তো এইরকম জায়গাগুলোতে হচ্ছে মোটিভেশন হয়তো বেশি কমছে। তো ছাত্রত্ব এবং ইয়ে জীবনে আপনি কমছে। এবং আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এসেছেন। বিশেষ করে যখন আমি বললাম যে মেডিটেশন করেন কিনা? সেক্ষেত্রে যখন আপনি বললেন যে এই ব্যাপারে আপনি অনেক জানেন। যারা জানে না, তাদেরকে আসলে এই সম্পর্কিত মোটিভেশন কমে যাওয়ার সঙ্গে মেডিটেশনের সম্পর্ককে একটু তুলে ধরবেন প্লিজ।
একদম। নিশ্চিত। হু, হু। উম জি। আমি বলবো যে মেডিটেশন কিন্তু আ মেডিটেশন টা আমার কাছে এক কথায় মনে হয় যে নিজের সাথে নিজের একটা বোঝাপড়ার ব্যাপার। আ নিজেকে সময় দেওয়ার ব্যাপার সেটা নিজের মেন্টাল অবস্থাও বোঝা যায়, ফিজিক্যাল অবস্থাও অনেকটাই বোঝা যায়, এবং ফিজিক মেন্টাল অবস্থার উন্নতির সাথে, সাথে ফিজিক্যাল উন্নতিও হয়। আমি বলব যে একদমই যারা এ এটা প্র্যাকটিস করে না, বা একদমই যাদের ক্ষেত্রে তারা আর কিছু না করলেও b breathing প্র্যাকটিস টা করতে পারেন। এটা খুব ভালো কাজ করে, এবং ঘুম যেহেতু আ মন ভালো থাকা মোটিভেশন ফিরে পাওয়ার খুব কানেক্টেড, তো এই ব্রেথিং প্র্যাকটিস টা ঘুম তাড়াতাড়ি আনতেও ভীষণ কাজ করে।
জি, জি। জি। উম-হুম। বাহ! চমৎকার। জি, জি। চমৎকার এবং অত্যন্ত চমৎকারভাবেই আপনি বললেন, এবং আ বি বিষয়টা বোঝাও গেলো চমৎকারভাবে যে যখন মেডিটেশন আ করলে অনেকখানি শরীরের জন্য উপকার হয়। healing power টা বাড়িয়ে যায় অনেক ক্ষেত্রে। আপনি বলছিলেন মোটিভেশনাল স্পিস এবং ডোপামিন ডিটক্স নামে যে বিষয়টি টুডু লিস্ট করে হলেও, জীবনে হচ্ছে বড় কাজগুলোকে ছোট্ট, ছোট্ট করে ভাগ করে, এসব জায়গা থেকে উত্তরণ করা সম্ভব। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারলাম। ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।
জি। জি। আমারও খুব ভালো লাগলো, এবং আমি অনেক কিছু শেয়ার করলামও যে কিভাবে নিজের মোটিভেশন আ কমে গেলে ফেরত আসি। ভীষণ ভালো লাগলো আপনার সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পেরে। আপনিও খুব ভালো থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।